হুম। তো আমি যদিও মানে আমার অভিজ্ঞতা খুব একটা নাই কিন্তু তারপরও হচ্ছে, আমার কাছে মনে হয় কি? যে, অ্যা আমাকে যদি একই প্রশ্ন করা হয়, তাহলে আমি বলব আসলে এই যে পাহাড়ে যে পাখির কিচিরমিচির, এটা আমার কাছে মানে বেশি পছন্দের। অ্যা আমি যদিও পাহাড়ে সরাসরি যাইনি কিন্তু, এমনিতে তো আম জং জঙ্গল বা বড় বনের মধ্যে যাওয়া হয়েছে। তো এইসব জায়গা গুলোতে গেলে কিন্তু, এই পাখির কিচিরমিচির শব্দগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে, না, আসলে একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। অ্যাগ আর এই এছাড়াও এমনিতে যে
জি, জি। হ্যাঁ, পাখির কিচিরমিচির আমার ভালো লাগে। তবে অ্যা কিছু, কিছু পাখি আছে অনেক বেশি কিচিরমিচির করে। এদেরকে হচ্ছে আমি আবার সহ্য করতে পারি না।
হ্যাঁ। কিচিরমিচির করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এমনটা হতে পারে আসলে ওই যে অতিরিক্ত কিচিরমিচির হ্যাঁ।
তবে হ্যাঁ, আপনি যেমন বললেন কিচিরমিচির তো আসলে একটা হ্যাঁ।
আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, অতিরিক্ত শব্দ আসলে ওটা অনেকটা উম অনেক সময় মনে হয় যে কানের মধ্যে বাধে যে, অ্যা মনে হয় যে ওইটা শব্দ দূষণের মতো মনে হয়। হ্যাঁ, এমনটা হতে পারে আসলে। এ এক্ষেত্রে আমি আপনার দোষ দিব না। মনে হচ্ছে যে এটা অ্যা যথেষ্ট যৌক্তিক ব্যাপার।
জি, জি। আমি চাই যে, অ্যা আপনি তাড়াতাড়ি পাহাড়ে অথবা সমুদ্রে কোথাও একটা ঘুরে আসেন এবং আপনি একটু অভিজ্ঞতা অর্জন করেন। আপনার সেই সুযোগ হোক খুব তাড়াতাড়ি। আমি এটা প্রে করি আপনার জন্য।
<chuckles> থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আসলে। আপনাকে <chuckles> অ্যা ধন্যবাদ আসলে। হ্যাঁ, আমা আমার মনে হয় যে আমার আসলে অবশ্যই যাওয়া উচিত। কারণ আমি অ্যা এইসব ব্যাপারে যখনই কোনো না কোনো মানুষের সাথে অ্যাম আলোচনা করি বা কথা বলি, তারা সবাই বলে যে "তোমার আসলে ১ বার ঘুরে আসা উচিত।" <smacks lips> আপনার সাথে এই ব্যাপারে কথা বলে, আমার কাছে খুব ভালো লাগলো।
জি, যা আপনার সাথেও কথা বলে, আমারও আসলে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। আপনার সামনের দিনগুলো ভালো যাক। শুভরাত্রি।
আপনার জন্যও শুভকামনা। ভালো থাকবেন।

আমার কাছেও আমি ২ টার ভিতরে পাহাড়কেই বেছে নিয়েছি। আ আপনার যদি বলি যে, পাহাড়ে যখন আমি ঘুরতে গিয়েছি একদম আপনার আ মেঘের ভিতর দিয়ে হয়েছে গিয়ে ওই যে, আপনার কি বলে? গাড়িগুলো যখন যেত তখন আসলে আমি খেয়াল করেছি যে, আমার একই সাথে যে, অ্যা মানে রোমাঞ্চকর যে, ব্যাপারটা আর কি, adventure feel হয়েছে। আপনার আঁকা বাঁকা রাস্তা, তারপরে একটু পরপর হয়েছে গিয়ে আপনার উঁচু নিচু গলি এটাকে যে, আমরা বন্ধুর বলি আর কি। ওইটা আরকি কখনো আমি পাহাড়ে না গেলে বুঝতে পারতাম না যে, সারা জীবন পড়েছি
হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু, হুম। বাহ! হ্যাঁ। আসলে, আসলে। <chuckles>
কিন্তু কখনো জীবনে আর কি apply করা হয়নি। এরপর যদি বলি রোমাঞ্চকর তো romance টা আমি কার সাথে করব? তো ওখানে রোমাঞ্চকর বলতে যে, গা শিউরে উঠছে এরকম একটা ব্যাপার। আসলে ওটাই হয়েছে। ভয় ছিল, তারপর মনে করেন ভালো লাগতে ছিল প্রচুর পরিমাণে। এরপর যদি বলেন ওখানে আমি প্রেম করেছি কার সাথে? আমি অবশ্যই বলব আমি মে মেঘের সাথে প্রেম করেছি। ওখানে মেঘ যখন আমি touch করেছি তখন বৃষ্টি পড়তে ছিল। আ বৃষ্টির সাথে প্রেম হয়েছে।
হ্যাঁ। <laughs> হ্যাঁ। হ্যাঁ। বাহ! Wow! <chuckles> এটা, এটা এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আ আপনি একটু ভাগ্যবতী আসলে বলতে হবে এজন্য <chuckles> যে, আপনি অ্যা পাহাড়ে উঠে আপনি আ মেঘ এ্যা ছুঁয়ে দেখেছেন। আসলে এই যে, মেঘ ছোঁয়ার স্বপ্ন কিন্তু আমাদের মোটামুটি সবারই থাকে। অ্যা হ্যাঁ, এটা আপনি ছুঁতে পেরেছেন। আসলে আপনি উম খুবই ভাগ্যবতী আমার কাছে মনে হয়। আ এই ব্যাপারে আপনার সাথে আমিও আমারও মিল রয়েছে আসলে। আমার কাছে মনে হয় যে, হ্যাঁ, পাহাড়টা আসলে রোমাঞ্চকর অ্যা অভিজ্ঞতা যদি আমরা পেতে চাই তাহলে পাহাড়টা কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদেরকে দিতে পারে। অ্যা <tsk> যেমন সমুদ্রের ক্ষেত্রে হয় কি? আমরা হচ্ছে সমুদ্রে গিয়ে কি, কি, করতে পারি? আমরা হচ্ছে সমুদ্রে গিয়ে সূর্যাস্ত দেখতে পারি এবং আ আবার দেখা যায় যে, সূর্যোদয়টাও দেখা যায়। হ্যাঁ, পা এই সমুদ্রের সূর্যোদয়ট দেখ দেখাটাও একটু আ অন্যরকম অনুভূতি দিতে পারে। এবং আর করতে পারি আমরা একটু সমুদ্রে গোসল করতে পারি। অ অথবা অ্যা একটু বোটে করে ঘুরতে পারি, হ্যাঁ।
ওখানে যে, বাতাসগুলো ছি ছিল এত অন্যরকম, আসলেই অন্যরকম। হ্যাঁ। সবাই থাকে। হ্যাঁ। আরও একটা কাজ করা যায় সমুদ্রে। সমুদ্রে যাওয়ার পরে যেটা হয়েছে, আমি সমুদ্রেও গিয়েছি। তো আপনার আ ছোট, ছোট, যে, ঝিনুকগুলো আছে এটা কুরানো হয়েছে। তো সমুদ্রে আছে সমুদ্রেও অনেক ভালো লাগে যে, সমুদ্রে ঝিনুক কুড়িয়েছি, তারপর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খেয়েছি। যেটা একদম বলা যায়, ওখান থেকে ওরা চুজ করতে আমাদেরই দেয়। আমরা নিজেরা চুজ করে তারপর আ খেতে পারি। তো খাওয়া-দাওয়ার ব্যাপারটা যদি বাদ দেই, যদি শুধু বলি সমুদ্র উপভোগ করার ক্ষেত্রে সূর্যোদয়, সূর্যাস্ত আপনি যেটা বললেন আমি আপনার সাথে একমত।
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হু, হুম। হ্যাঁ।
তারপরে ঝিনুক কুড়ানো, গোসল করানো আম এগুলা আসলে, আসলেই অনেক মজার আ তবে আপনার কি কখনো পাহাড়ে আ trekking করা হয়েছে?
হ্যাঁ।